প্রোটিনের চাহিদা পূরণ করি কি আপনি দেখেন, ২ ভাবেই কিন্তু আপনি প্রোটিন পাচ্ছেন। ডাল থেকে কিন্তু প্রোটিন পাচ্ছেন, তারপরে আবার মাছ, মাংস, মুরগি থেকে, তারপরে ডিম থেকে আপনি কিন্তু প্রোটিন পাচ্ছেন। আবার বালে এইভাবেই দেখার চেষ্টা করি যে প্রতিদিনই আমি প্রোটিনটা রাখি কিন্তু একটু variety আনি। যেমন আমার যদি একটা দিন আমার মাছ যায়, পরের দিন কিন্তু মাছ দিই না। পরের দিন আমি মাংস রাখার চেষ্টা করি। মাঝখানে একদিন হচ্ছে গিয়ে আপনার ডিম রাখার চেষ্টা করি মানে এভাবে আরকি ভাগ করার চেষ্টা করি।
হু, হু। হু, হু। আচ্ছা। হুম, হুম, বাহ! দারুণ। ওকে। আচ্ছা, আচ্ছা। তো এই খে ক্ষেত্রে মানে বাচ্চাদের পছন্দ তো দেখা যাচ্ছে যারা একটু বড় বা আ adult আছে তাদের চেয়ে তো আ একটু আলাদা। তো বাচ্চাদের ক্ষেত্রে আপনার আ প্রক্রিয়াটা কি? এইটা এইযে balance diet বা স্বাস্থ্যকর খাবার দু যেটাই বলেন না কেন এটার আ কিভাবে ম্যানেজ করেন?
হ্যাঁ। হু, হু। হুম। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে যেটা করি এ ম্যানেজ করি কিভাবে? বাচ্চাদের ক্ষেত্রে আমি যেটা করি যেমন হচ্ছে এখনকার বাচ্চারা কিন্তু সবজি খেতে চাইত না। আসলে সত্যি কথা বলতে কি? এখনকার বাচ্চারা না। আমি নিজেও কিন্তু সবজি খেতে পছন্দ করতাম না। তাই না? কাল আ হ্যাঁ ছোটবেলায়। তো সবজিটাকে যদি এমনভাবে present করেন যা যদি বিশেষ করে বাচ্চারা কিন্তু রঙিন সবজির দিকে একটু আকর্ষণ বোধ করে। হ্যাঁ? তো সেক্ষেত্রে কি করি? ব্রকোলি ব্রকোলিটা কিন্তু সবুজ, একটু দেখতে ভালো। হ্যাঁ? তো ওইটাকে যদি গাছের সাথে তুলনা করি বাচ্চার সাথে, আমি বলি যে, "দেখো একটা গাছ খেয়ে ফেলছো, যত বড় গাছ খাবা" আমাদের ছোটবেলায় কি হতো? একটু ভয় দেখানো হতো যে এই গা এইটার এই ফলের বিচি খেয়ে ফেললে গাছ বের হবে। তরমুজের বিচি খেয়ে ফেললে কিন্তু কান দিয়ে তরমুজ বের হবে।
ছোটবেলায়। আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা, এটা তো নতুন তথ্য। হ্যাঁ। হু, হু, হু, হু। হ্যাঁ। আচ্ছা। <chuckles> রাইট, রাইট, রাইট। তো এক্ষেত্রে বাচ্চাদের প্রতিক্রিয়া কি পাচ্ছেন আপনি?
হ্যাঁ, মা খুব ভালো। কারণ কি? আমি চেষ্টা করি যে ওইভাবে বুঝিয়ে একটা খাওয়াতে। আর আরেকটা করি হচ্ছে গিয়ে একদম সরাসরি খাবারটা দেই না। একটু process করে দিয়ে দেই। যেমন আপনি কাঁচা কলাটা কিন্তু আপনি যদি বলেন বাচ্চাকে যে, "এটা কাঁচা কলা। এটা খাও।" সে কিন্তু খাবে না। কিন্তু সেটার মধ্যে যদি আপনি একটু মাংস দিয়ে দেন বা একটু ডিম দিয়ে দেন, দিয়ে যদি একটু ভেজে দেন চপের মতো করে সেটা কিন্তু ও ধরতেও পারবে না। ওর কিন্তু কাঁচা কলাটাও খাওয়া হচ্ছে। ফ্যাটও যাচ্ছে, প্রোটিনও যাচ্ছে।
হু। হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা এইযে এখন রান্না করার অ্যাম বিষয়টা একটু জানলাম। তো রান্না ছাড়াও তো আমরা বিভিন্নভাবে মা মানে বিশেষ করে আমি যদি ফলমূলের কথা বলি, সেক্ষেত্রে বা মানে বাচ্চা প্লাস হচ্ছে বয়স্ক যারা আছে বা adult যারা আছে, তাদের জন্য আপনার পরামর্শটা কি?
হু, হু। হুম, হুম। হুম।